হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আপনাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার সঞ্চয়টা কেমনে আপনি কি নিজে সঞ্চয় করেন? আর সঞ্চয় করলে কেমনে শিখেছেন এই জিনিসটা?
ভাই সঞ্চয় করা শিখছি প্রয়োজন থেকেই। মানে একদম ঠেলা খাইতে, খাইতে শিখছি সত্যি বলতে যেটা। আ তো এর কোনো ই নাই, আ অন্য কোনো option নেই। সত্যি বলতেই মানুষ যতক্ষণ নিজে না ঠেকে বা ঠেকে না যায় ততক্ষণ পর্যন্ত এইগুলো শেখার প্রতি ইচ্ছা আসে না। মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে তো ঠেকে কেউ না শিখুক সেইটাই চাই। আশেপাশের মানুষদেরকে দেখে যেন তারা ওই বিষয়টাকে আস্তে, আস্তে আ কি বলে acquire করতে পারে এবং আ চেষ্টা করে যে একটা সঞ্চয়ের ভেতর দিয়ে যাইতে। যেন শুধু যে future emergency কাজে লাগতে পারে এমন তো না, অনেক ব্যাপারেই দেখা যাবে এবং চিন্তাধারারও বিকাশ হয় ভাই। সবার এইটা follow করা উচিত।
এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে আসল